হ্যাঁ, হারমোনিয়াম তো ছোটবেলায় শিখতাম। যেহেতু বাজানো হতো না সেভাবে আর তো প্র্যাকটিসেও ওভাবে থাকত না। তবে এখন আবার শুরু করেছি যে হারমোনিয়ামটাকে আরেকটু ধরবো বা ধরি। মাঝেমধ্যেই দেখা যায় যে সকালবেলা উঠে একটু প্র্যাকটিস করছি। আর নতুন যদি বলি আমি এক ২-১ টা লোকগীতিও শিখেছি। তো আ আসলে হয় কি? যে গলার উপরে অনেক গানই আ আছে যে প্রেশার পড়ে যায় বা থাকে না? স্কেলের অনেক বিষয় আছে। তো দেখা যায় যে হয়তোবা উম আ রবীন্দ্র সি সংগীত শিখতে, শিখতে এমন হয়ে গিয়েছে গলাটা একটা পর্যায়ে থেকে যায়। হ্যাঁ, উপরের স্কেলগুলাতে ধরতে একটু কষ্ট হয়। কিন্তু আমি চেষ্টা করি যে এ মন ভালো রাখার জন্য গানটা আমার যেহেতু পছন্দের একটা জিনিস, অবসর সময়ে করতে থাকি, রান্নাবান্নার সময় করতে থাকি গান। তো আ চেষ্টা করি যে একটু, একটু করে গুনগুন, গুনগুন করে সবকিছুই চেষ্টা করা করি আরকি।
আচ্ছা, আচ্ছা। হ্যা, হ্যা। আ আচ্ছা। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক। হুম। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ঠিক, সবাই করে। অনেকেই করে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এখন যদি জিজ্ঞেস করি আপনার ছোটবেলায় যেহেতু শিখেছেন, আমাদের সব জায়গায় এখন মানে ছোটবেলায় দেখতাম সব জায়গায় যে এ স্কুলে অনেক কিছু আরকি অনেক অনুষ্ঠান হতো। তো আপনি কি কোনো অনুষ্ঠানে কখনো কি এ participate করেছিলেন কিনা বা ওইখান থেকে কখনো কোনো অর্জন হয়েছে কিনা?
হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। অনুষ্ঠান হতো, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, আমি participate করতাম। আমি দে মনে আছে আমার ছোটবেলায় তো আ বাবা-মারা পড়াশোনার পিছনে এত বেশি চাপ দিত যে হ্যাঁ, 1st হতে হবে, 2nd হতে হবে। এটা তো একটা থাকতই। কিন্তু হ্যাঁ, পাশাপাশি থাকতো ওরা আবার আমাকে খুবই বা বলতো যে উৎসাহ দিত যে তুমি খেলাধুলা করো। ওইযে বার্ষিক ক্রীড়া থাকতো না? যে সেখানে তো আসলে খেলাধুলা হতো। খেলাধুলার পাশাপাশি গান, কবিতা এগুলোতে অবশ্যই বলতো যে তুমি participate করো। আ তখন তো থাকত যে যদি পুরস্কার না পাই তাহলে তো দেখা যায় যে কান্নাকাটি চলে আসতো। কিন্তু আমি হ্যাঁ, হ্যাঁ। তো আমি গান করেছিলাম। আর আমার গানে অনেক প্রাইজ আছে। আমার এখনো তখন ওইযে প্লেট বাটি এগুলো অনেক কিছুই আমার এখনো আছে। যেগুলো দেখলে আসলে এখনো সেই ছোটবেলার কথা মনে পড়ে। আম্মু শোকেজের মধ্যে এখনো সাজিয়ে রেখেছে। যে আমি গান গেয়ে এটা পেয়েছিলাম। হয়তোবা কখনো 1st, কখনো 3rd হয়েছি। আ তো এগুলো আসলে মনে করিয়ে দেয় অনেক।
হ্যাঁ। ঠিক, ঠিক। সবার জন্য এটা করতো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আচ্ছা, আচ্ছা। উহু, হ্যাঁ, এ একটু ইয়া হতো। মন খারাপ হতো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তাই? খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।

আচ্ছা সত্যি বলতে এই জিনিসগুলা সবসময় স্মৃতি হিসেবে থেকে যায়। দেখা গেল, অনেকদিন হয়তো এগুলা মনে না পড়লেও ওই প্লেটটা দেখলে বা ওই কাগজ যে জিনিসটা বা গ্লাসটা দেখলে মনে পড়ে যায়। আচ্ছা এখন যদি আপনাকে একটু সিরিয়াস দিকে যাইয়া যদি জিজ্ঞেস করি যে মানি গানকে আপনি কিভাবে দেখেন? গানকে শুধুমাত্র এইযে যে bit হবে একটু সাউন্ড হবে এটাই? নাকি গানকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আত্মিকভাবেও অনেক কিছু অনেকে মানি ব্যবহার করে, যেমন আমাদের ক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের ১৯৭১ সালে তখন দেখা যায় যে গান দিয়ে অ গানটা মানুষের একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এরকম বিভিন্ন গান মানুষের জন্য বিভিন্ন ধরণের জিনিস হয়। আপনি এটাকে কিভাবে দেখেন?
একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা অবশ্যই অনুপ্রেরণার জায়গা, এটা অবশ্যই একটা মানুষের emotion এর সাথে জুড়ে থাকে। এমন না যে শুধু bit বা আ এখন থাকে না বিয়েবাড়ি বা অনেক প্রোগ্রাম এ দেখা যায় যে গান দিয়ে ঠিক আছে নাচানাচি করছি বা এটা। এটা ভিন্নতা। হ্যাঁ? যে যেটা হচ্ছে নাচের জন্য বা যেটা করছে সেটা ভিন্নতা কিন্তু কিছু, কিছু গান আছে যেগুলোর সাথে emotion জড়িয়ে থাকে। হ্যাঁ? যে গানটা শুনলেই একটা গানের যে লিরিক্স গুলো আছে না? এগুলো যারা ঠিকভাবে বুঝতে পারে তাদের আসলে মনটা সেভাবে ছুঁয়ে যায়। কিছু, কিছু গান আছে, যেগুলো আসলে আমার শুনলে মনে হয় কি যে আ এই গানটা মনে হয় আমার এই সিচুয়েশনের জন্যই লেখা হয়েছে। এরকম অনেক গানই আছে হ্যাঁ, জীবনের উপরে লেখা তো ওই গানগুলো ওই সময়গুলোতে শুনলে মনে হয় যে চোখের কোণায় কোনো না কোনোভাবে পানি চলে আসে, যে উম গানের যে কথাগুলো সেই কথাগুলো এতটা হৃদয় ছুঁয়ে যায়। যে যারা আসলে সেভাবে ফিল করার চেষ্টা করে তারাই আসলে বুঝতে পারে যে গানটা আসলে নিজের জীবনের সাথে কীভাবে জড়িয়ে থাকে সবার।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক।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 হ্যাঁ, হ্যাঁ। সেটা বুঝতে পারে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমার জীবনের উপরে লেখা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।